এ এবং এই যে আমরা শুধু গাছ লাগাবো এই কিউস তাই কিন্তু না, তাই না? আমরা সেই সঙ্গে গাছের পরিচর্যা করবো, হ্যাঁ? গাছগুলো যেন মানুষের ক্ষতি না করে। অ্যা মাও কোনো পশু পাখি বা অন্য কোন প্রাণী এসে গাছগুলো ভেঙে না দেয় বা সেগুলো নষ্ট না করে। সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। কারণ, অ্যা আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, একটি দেশের যে অ্যা মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা উচিত, তাই না? কিন্তু আমাদের হ্যাঁ, হ্যাঁ। আমাদের দেশে মাত্র ১৫ কি, ১৬ ভাগ আছে কিন্তু বনভূমি। এবং এই যে বনভূমি আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে আমাদের, এর ফলে কিন্তু কি হয়েছে? আমাদের, প্রতি বছর কিন্তু এই যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ যেমন, বন্যা, খরা, অতিবৃষ্টি, ঝ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হ্যাঁ, ভূমিধস, এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রায় প্রতি বছর আমরা দেখে থাকছি। এবং অ্যা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু আমাদের, প্রতিনিয়ত আমাদের অ্যা ব্যক্তিজীবন বা সামাজিক জীবন একেবারে তছ-নছ করে দিয়ে যাচ্ছে।
জি। জি। জি। জি। জি, জি। জি, জি। সেটা কিন্তু আসলে আমাদের নাই এখন। জি, জি, জি। জি। ভূমিধ্বস হ্যাঁ, হ্যাঁ। এগুলো হয়ে থাকে। জি। আসলে আমাদের কিন্তু এই বনভূমি, বনভূমি আসলে আ কমে যাওয়া কী, আপনি কী মনে করেন এটা আমাদের পানির সংকটও দেখা দিতে পারে?
হ্যাঁ। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। কারণ অ্যা আপনি জেনে থাকবেন যে, যে এলাকায় বনভূমি বেশি থাকে সেখানে কিন্তু বৃষ্টিপাতও ব বেশি হয়, তাই না? আর বৃষ্টিপাত এই যে ধরুন যে, সিলেট এলাকাগুলোতে বা পাহাড়ি এলাকাগুলো, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। বিশেষ করে সিলেট কথা সিলেটের কথা যদি বলি। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়, মোটামুটি সারা বছর কিন্তু বৃষ্টিপাত হয়। কারণ সে এলাকায় কিন্তু বনভূমি বেশি। অনেক বেশি গাছপালা আছে, চা বাগান আছে, অন্যান্য সবুজের অরণ্য সারা বছরই দেখা যায়। যার কারণে সেখানে কিন্তু বৃষ্টিপাত ভালো হয় এবং আ সেখানকার কিন্তু মাটির উর্বরতা ক্ষমতাও কিন্তু অনেক বেশি, তাই না? সেখানে কিন্তু
জি। জি, জি। <blows air> জি। জি। জি। জি। উহু। জি। জি। জি। জি। আসলে আপনি, আ আ আ আসলে আপনি সঠিক বলেছেন। আবার এইসব অঞ্চলে, আ যখন ধরেন বৃষ্টির সময় তখন কিন্তু ঘুরতে যে, মানে গেলে পরিবেশটা অনেক, <tsk> অনেক সুন্দর লাগে। আ হ্যাঁ, হ্যাঁ।
চমৎকার সেখানেও হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, বেশ ভালো লাগে। কারণ এ সেখানকার প্রাকৃতিক পরিবেশ এতটা চমৎকার থাকে, হ্যাঁ? আ সেখানকার গাছপালাগুলো, অ্যা সেখানকার যে, অ্যা ফুল তারপরে অন্যান্য ফল বা সব মিলিয়ে কিন্তু পরিবেশটা বেশ চমৎকার থাকে। এটি কিন্তু বনভূমি যদি না থাকতো পর্যাপ্ত পরিমাণে আমাদের দেশে, তাহলে কিন্তু আমরা এ সুযোগটা পেতাম না। আমরা যারা বিশেষ করে পর্যটক রয়েছি।
জি। জি। উ হুম, হুম। <blows air> জি। তো আপনার, আপনার কী কখনো ছাদবাগান বা বেলকনিতে গাছ লাগানো হয়েছে?

হ্যাঁ, আমি তো আপনার সাথে একদমই একমত। এটা তো জলবায়ুর ক্ষেত্রে, এ জলবায়ুর মা জন্য হয়ে থাকছে। তো এটা যদি আমরা আসলে, অ্যা ভালোভাবে পর্যবেক্ষণ করি। তো আসলে আমাদের কিন্তু, অ্যা এরকম উচিত যে বেশি, বেশি গাছ লাগাতে হবে। অ্যা পরিবেশের, অ্যা ব অ্যা ভালো রাখার জন্য, ভারসাম্য হ্যাঁ, হ্যাঁ।
হু, হু। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই। নিশ্চয়ই। ভারসাম্য রক্ষা করবার জন্য কিন্তু, আমাদের কাজ করতে হবে। দেখুন, এইযে অ্যা বনের যে কোন, বন যে কমতি হচ্ছে, হ্যাঁ? বন ধ্বংস করা হচ্ছে, এটি কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতি করছে না, মানুষের জীবনেরই ক্ষতি করছে না। আমাদের যে প্রাণীকুল আছে, যেমন সুন্দরবনের কথাই যদি বলি। সেখানে বাঘ, হরিণ অথবা অ্যা আরো যেগুলো বানর রয়েছে সেখানে, তারপরে সেখানে রয়েছে অ্যা অজগর সাপ রয়েছে, এবং আরো অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে সুন্দরবনে, তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষতি হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। কারণ, তাদের যে আবাসস্থল হারিয়ে ফেলছে, হ্যাঁ? এতে করে কিন্তু একটা ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে এবং
হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। জি। জি। জি, জি। হুম। জি। তবে আর এক জি। জি। আপনি দারুণ একটা topics তুলেছেন। আসলে এই জিনিসটা আরও আমাদের বেশিই মানে, অ্যা প্রয়োজন যেটা। আর সেটাকে হ্যাঁ, হ্যাঁ ওইযে হ্যাঁ, হ্যাঁ। এটা সম্পর্কে কিন্তু আমাদের সবাইকে অ্যা সচেতন হতে হবে। তবে আরেকটা জিনিস এই গাছ থেকে আমরা যে অ্যা ফলমূলটা পেয়ে থাকি। এই জিনিসটা দেখেন গাছ কমে যাওয়ার কারণে এই জিনিসটা কিন্তু আমরা যে original যে, খা মানে ফলটা সেটা কিন্তু আমরা পাই না। আমরা বাইরের দেশ থেকে বা বাইরে পাশের, অ্যা কোনো ই থেকে সেটা নিয়ে আসা লাগতিছে।
ভাবা দরকার এবং সচেতনতা দরকার। তাই না? হু, হু। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। এই খাবারগুলো আমাদেরকে আমদানি করতে হয় অনেক দামে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন।
আমদানি করতে হচ্ছে। আবার ধরেন, এইযে যেগুলো ধরেন বিশেষ করে আমাদের ঔষধি যে গাছগুলো আছল আ আছে, সেগুলো আমাদের বেশি সংরক্ষণ করা উচিত। অ্যা আ সেটা থেকে আমরা ঔষধ পাচ্ছি। অ্যা বিভিন্ন ধরনের, এ মানে কি বলে ওটা? অ্যা ফল পাচ্ছি। তারপরে কাঠ পাচ্ছি। অ্যা তো অ্যা এগুলো আসলে আমাদের পর্যবেক্ষণেও রাখতে হবে। যে না আমার জি।
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কার পাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। এজন্য কিন্তু আমাদের কিন্তু অ্যা বনায়নের যে একটি ভূমিকা এটি কিন্তু পালন করা উচিত, তাই না? আমরা, আ আমরা যদি সামাজিক উদ্যোগে অথবা ব্যক্তি উদ্যোগে যদি আমরা একটু, একটু করে গাছ লাগানোর চেষ্টা করি, আমাদের বাড়ির আনাচে কানাচে অথবা আমাদের যেখানে চাকরি করি বা স্কুলে কলেজে অথবা রাস্তার ধারে। হ্যাঁ? আমার মনে হয় যে। আমাদের অ্যা এই যে সমস্যাটা, একটা যে challenge, জলবায়ু পরিবর্তনের যে একটি challenge, এই challenge টা কিন্তু আমরা সহজেই অ্যা ঠেকিয়ে দিতে পারব। আপনার কি মনে হয়? আমরা কি এই ধরনের অ্যা ছোট, ছোট কাজগুলো করতে পারি কি না?
হ্যাঁ, হ্যাঁ, তা অবশ্যই। জি। জি। জি। জি, জি।